আচ্ছা, আমার না আম উম প্রায় থেকেই, প্রায় কয়েক সপ্তাহ থেকেই আমি খেয়াল করছি যে, আ আমার কোনো কাজে মন বসছে না। কোনো কাজ করতে ইচ্ছা করছে না। মানে আগে যেরকম একটা <tsk> উৎসাহ নিয়ে কাজ করতাম। আনন্দ নিয়ে কাজ করতাম। এখন সেটা হচ্ছে না। <tsk> আর তাছাড়া আমার আ মানে সবকিছু করতেই কেমন জানি আলসেমি লাগে। যেমন একদম ছোট কোনো কাজ। যে সেটা হতে পারে আমার আ বিছানা গোছানো বা আমার টেবিলটা গোছানো। এই ব্যাপারগুলো করতেও না আমার মনে হয় যে, অনেক কিছু করে ফেলছি। বা আমার অনেক শক্তি লেগে যাচ্ছে। তো আ আ বলতে পারেন আলসেমি লাগছে। তাছাড়া এমন কাজ আ যেটা আগে করতে ভালো লাগতো। যেমন ধরেন আমি ছবি তুলতে পছন্দ করি। তো আ আগে বাইরে গেলে ছবি তুলতাম। কিন্তু এখন সেটাও করা হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আ ছবি তুলে কি হবে? এটা তো মানে আমি তো আর কিছু করছি না। এটা ব্যবহার করছি না কোনোভাবে। তো <tsk> এরকম আমার ফিল হচ্ছে প্রায় সময়ই। আমি আসলে বুঝতে পারছি না এটা কেন হচ্ছে বা কি কারণে?
হুম। আচ্ছা। হুম। জি। জি। হুম। আচ্ছা। হুম। জি। হুম। আচ্ছা। হুম। জি। হুম, আচ্ছা। হুম। আসলে বুঝতে পারছি আপনার আ কষ্টের কারণটা। মানে আ আপনি যে আসলে কেমন পরিস্থিতিতে আছেন, এটার জন্য আসলে অনেক দুঃখ প্রকাশ করছি। তো জানতে চাচ্ছিলাম যে, এইযে আপনার খারাপ লাগাটা, এটার পেছনে আপনার কি মনে হয় যে, মূল কারণটা কোথায়? বা কেন আপনার আসলে কাজের কোন কাজে আসলে মন বসছে না? এক্ষেত্রে আপনার কি মনে হয় যে, কবে থেকে এটা শুরু হয়েছে? এবং কী কারণ হতে পারে এরকম ফিল করার পেছনে?
হু, হু। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে এটা শুরু হয়েছে। আমি খেয়াল করছি কয়েক সপ্তাহ থেকে কিন্তু, আ এখন চিন্তা করে মনে হচ্ছে এটা কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছে। অল্প, অল্প করে আমি এ জাস্ট নোটিস করিনি আরকি। এখন নোটিস করছি। তো আম আমার মনে হয় এটা হওয়ার পিছনে কারণ হতে পারে যে দীর্ঘদিন, আম একটানা কাজ করে যাওয়ার কারণে মানে কোনো ধরনের ব্রেক ছাড়া কাজ করে যাচ্ছি। যেমন আম প্রধান কারণটা হচ্ছে ব্রেক না নেওয়ার আ যে বাইরে যে যাওয়া হচ্ছে না। কারণ আমার ফ্রেন্ড কোনো কেউ এখানে নেই। আমি যেখানে থাকি। তো আ এটার কারণে কোনো ব্রেক নেয়া হচ্ছে না। তো এই কারণে আমার মনে হয় যে এই, এই মানে ক্লান্তিটা চলে আসছে। টানা কাজ করার কারণে, কোনো ব্রেক না নেয়ার কারণে। ব্রেক বলতে আমি মাঝে, মাঝে হচ্ছে আ মুভি দেখি, সিরিজ দেখি। কিন্তু তারপরও, এক ধরনের ক্লান্তি থেকে যায়। আ আগে যেরকম উৎফুল্ল থাকতো মন, আ খুশি, খুশি কাজ করতাম, এখন এরকম হচ্ছে না। তো আম আমার মনে হয় এসব কারণেই আম আমার এরকম ফিল হচ্ছে আসলে।
হুম। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। জি। বুঝতে পেরেছি। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। খারাপ হুম, বুঝতে পারলাম। তো আসলে আ ব্যাপারটা আপনে যেভাবে করে বললেন যে, আপনি বেশ কিছুদিন ধরেই আসলে দেখছেন। হয়তো জিনিসটা আসলে দিন, দিন বেড়েই চলেছে। এই কারণে আসলে আপনার কাছে এখন আসলে জিনিসটা খুবই অতিরিক্ত লাগছে। আর এটা লাগাটা একদম কিন্তু স্বাভাবিক। এর কারণ যেহেতু আপনি বললেন যে, অনেকদিন যাবত আসলে আপনি কাজের চাপে আছেন। তো এটা এইযে phase টা দিয়ে আপনি যাচ্ছেন, সেটা কিন্তু আসলে বলা চলে আপনি burn out ফিল করছেন যেটাকে বলে। <tsk> তো, এ ব্যাপারে যেটা আসলে suggest করতে পারি সেটা হচ্ছে, আপনি যখন নিজের উপর অনেক বেশি প্রেশার দিবেন, অনেক বেশি চাপ প্রয়োগ করবেন। কাজের ভেতরে বিরতি নিবেন না। তখন হয়তো এই জিনিসটা আরো বেশি হয়তো বাড়ার চান্স থাকে। এরকম আ খারাপ লাগাটা। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি চেষ্টা করবেন আপনার ঘুমটা যেন পরিপূর্ণ হয়। অবশ্যই মাঝে, মাঝে কাজের চাপ থাকবে। তবে ঘুমটা যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু, ওই দিনটা কিন্তু আপনার আবারও খারাপ যাবে। যতই কাজের প্রেশার থাকুক, বিরতি না নেন, থাকে তো অনেক সময় বিরতি নিচ্ছেন না। সেটাতে অবশ্যই একটা দিক যেটা মাথায় রাখতে হবে। তবে ঘুমটা ভালো হলে হয় কি? ফুরফুরা থাকে মনটা। তখন আসলে কাজের চাপটা অত বেশি মানে বোধই করতে পারবেন না। হুম? তো আপনি যেটা উম চেষ্টা করে দেখতে পারেন, একটু ভালো মতো ঘুমিয়ে দেখলে, তখন একটু দেখবেন ফোকাসটা বাড়ছে এবং কাজের প্রেশারটাও তেমন একটা বোধ মানে আপনার কাছে মনে হবে না যে অনেক কাজ। এটি আসলে করে দেখতে পারেন।
হুম। হু, হু। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ। জি, এটা আপনি ঠিক বলেছেন। আ আসলে ঘুমের ব্যাপারে হচ্ছে কি, আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। আর আ আমার মনে হয় ঘুম থেকে উঠলে মনে হয় যে, আমি tired হয়ে আছি, আমার আরো ঘুমোতে ইচ্ছা করে। এমনও মনে হয় যে আমি চোখ খুলতে পারছি না, টানা ১ দিন ঘুমোতে পারব, এরকম মনে হয় আমার। তো আম ঘুমের ব্যাপারটা আসলে আমি কীভাবে ঠিক করব?
হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা, ঘুমের ব্যাপারটা যেটা করতে পারেন, সবসময় আসলে একটা রুটিন তৈরি করে, আ ঘুমাতে যাওয়ার একটা উম ব্যবস্থা আপনি করতে পারেন। আর সেক্ষেত্রে স্ক্রিন টাইম কমিয়ে, ফোনটা দূরে রেখে, ঘুমানোর সময় আপনি আসলে কোনো ফোন ধরবেন না এবং আপনি ম অ্যালার্মটা সেট করবেন ঠিক এভাবে যে, আপনার যাতে ৮ ঘণ্টা পরিপূর্ণ ঘুম হয় এবং যাতে তারপরেই যাতে গিয়ে এলার্মটা বাজে, যাতে করে আপনাকে উঠে যেয়ে, তারপরে ফোনটা ধরতে হয়। তখন কিন্তু একটা body টায় ব্যা শরীরে একটা দেখবেন energy কাজ করবে। যখনই উঠে যাবেন ঘুম থেকে সাথে, সাথে দাঁড়িয়ে যাবেন, আ এবং আপনি ফ্রেশ হবেন তখন দেখবেন যে, একটা energy একটা feel করছেন। এছাড়া যেটা করতে পারেন, হালকা ব্যায়াম করে, তারপরে ধরেন দিনটা শুরু করা, তখন কিন্তু একটা খুব active মানে মনে হবে নিজেকে। তো এগুলো আসলে করতে পারেন।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হুম, আমি চেষ্টা করে দেখব। আ ব্যায়াম করার ব্যাপারটা আসলে এখন একদমই করা হয় না কারণ আ বলতে পারেন, কাজের চাপে তাছাড়া আ এক ধরনের মনোযোগ কমে গিয়েছে। যেটা বললাম, যে প্রত্যেকটা কাজে আগে ব্যায়াম করতে ভাল্লাগতো, এখন মনে হয় একটা বার্ডেন মনে হয়, যে কেন ব্যায়াম করবো, কি দরকার, কী হবে? এরকম চিন্তা করে, আম আমি আসলে ঘুমের ব্যাপারটা চেষ্টা করে দেখব। Screen time কমানোর চেষ্টা করব। আর ব্যায়ামটা কিভাবে continue করা যায়, একটু বলতেন যদি?
হুম, জি। হুম। আচ্ছা। হুম, হুম। জি। হুম। আচ্ছা। আচ্ছা, জি অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, খুব সকালবেলাও যখন আপনি ঘুম থেকে উঠছেন, তখন আসলে কিছু free hand exercise আছে। সেগুলো করতে পারেন। এছাড়া ১৫ মিনিট হাঁটতে পারেন। হ্যাঁ? তা এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, কিছু sit ups মানে যে জু স সাধারণ যে ব্যায়ামগুলো রয়েছে, সেইগুলো আসলে আপনি একটু YouTube দেখে করে নিতে পারেন। আ তাহলে কিন্তু দেখবেন দিনটা খুব চমৎকার যাচ্ছে। এছাড়া আপনার রাতে ঘুমানোর আগেও করতে পারেন। যদি আপনার কাছে মনে হচ্ছে যে, সকালে উঠে আপনার সময় মিলাতে পারছেন না। তখন আসলে রাতে করলে ঘুমটা ভালো আসে। আর এই যে burn out feel টা করছেন, সেক্ষেত্রে যেটা আপনাকে suggest করতে পারি যে, আপনি যে overtime যখন করবেন কিংবা যখন এমনিও আসলে উম বেশি কাজ করছেন, মনে হচ্ছে যে চাপ, তখন আসলে কিছুটা হলেও একটু ব্রেক নিয়ে নিজেরকে নিজের mind টা fresh করার জন্য হলেও, আপনি নিজের সাথে একটু কথা বলতে পারেন, হেঁটে একটু আসতে পারেন। হুম? কারো সাথে একটু আপনি যেহেতু বন্ধুবান্ধব এখানে কেউ থাকে না বললেন, তাদের কারো সাথে একজনের সাথে ৫ মিনিট কথা বললেন ফোনে। এই কুশল বিনিময়, এগুলোও কিন্তু বেশ কাজে দেয়। এগুলো কি কখনো করে দেখেচ্ছেন?
হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। আ না, আমি আসলে কখনো এরকম করে দেখিনি। কারণ আম হয় কি? মানে আমি যে টাইমে যে টাইমে আমার এখানে দিন থাকে ওদের ওখানে রাত থাকে। তো এই এই ব্যাপারটা হয়ে ওঠে না আসলে। কথা বলার ব্যাপারটা। তবে আমি চেষ্টা করব। আ যে টাইমে ওরা সজাগ থাকে, ঐ টাইম গুলোতে ওদের সাথে কথা বলার চেষ্টা করে দেখব। তখন হয়তো একটু হালকা লাগতে পারে। আর আ ব্যায়ামের যে ব্যাপারে যেটা বললেন, আ আমি চেষ্টা করে দেখব সকালের দিকে করতে। কারণ আমার কাছে মনে হয় সকালে করলে আ পুরো দিনটা আ সুন্দরভাবে যাবে। আ একটু অ্যাকটিভ থাকবো আমার কাছে মনে হয়। আম তো আপনাকে ধন্যবাদ আসলে অনেকগুলো ভালো, ভালো টিপস দিয়েছেন আপনি। আর আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম, আ আমার যে আম এ এইযে আমি যদি ঘুম ঠিকমত করি, তাছাড়া ব্যায়াম যদি ঠিকমত করি, তাহলে কি কাজের মনোযোগ আ এটা কি ফিরে আসবে?
হুম। জি। জি। হুম, হুম। জি। হুম। আচ্ছা। জি। হুম। জি। হু। জি। আম সেক্ষেত্রে আসলে আপনি যেই কাজের ময মনোযোগ যদি আসলে ফিরে পেতে চান, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এইযে পোমোডরো টেকনিক যে, সেটা আপনি ফলো করতে পারেন। সেইক্ষেত্রে কি হয় জানেন? আপনি ২৫ মিনিট কাজ করবেন এবং ৫ মিনিট করে বিরতি নিবেন। তখন আ এভাবে করে যদি আপনি একটা সেশন-নে চলতে থাকেন, সেশনের মাধ মধ্য দিয়ে তখন কিন্তু দেখবেন যে ঐ ৫ মিনিট আপনি রিওয়ার্ডিং মানে মনে হবে যে, আপনি আপনাকে পুরস্কৃত করছেন। ২৫ মিনিট কাজ করেছেন দেখে। তখন আপনার যে কাজের যেই চাপটা বা বার্নআউট ফিল টা, এটা কিন্তু আসলে আস্তে, আস্তে কমে যাবে। মনে হবে যে আমি তো আমার দিনে আমাকে অনেকবার রিওয়ার্ড দিয়েছি। কাজ করেছি, রিওয়ার্ড দিয়েছি, কাজ করেছি রিও তো তখন কিন্তু এটা আপনার আম যে, থাকে না? দীর্ঘদিনের যে কাজের চাপ। সেটা কিন্তু কমিয়ে আনবে। এছাড়া আপনি যেটা ফোকাস ফিরিয়ে আনার জন্য যেটা করতে পারেন, একটা ছোট ধরেন অ কোথাও ভ্রমণে চলে যেতে পারেন। সেটাও কিন্তু আপনাকে দেখা যাবে যে চ আসার পরে আপনার কাছে মনে হবে যে, একটা ভালো একটা সময়। সেটা হতে পারে ২ দিন। সেটা হতে পারে ৩ দিন। তখন আপনি যখন ফেরত আসবেন, তখন আপনার কাছে মনে হবে যে, "এই পুরো সময়টা তো আমি আমার জন্য কাটিয়েছি। এখন আসলে আমার আবারও আমার কাজে কিছু মানে ম বেশ কিছু কাজ রয়েছে, কর্তব্য রয়েছে, যেগুলো আমি আসলে ফুলফিল করব।" এবং সেটা মন থেকে আপনি করতে পারবেন তখন। এই জিনিসগুলো কিন্তু উম দেখা যাচ্ছে যে, আপনার কাজ আর ব্যক্তিগত যেই জীবন, সেটার ভেতরও কিন্তু একটা ব্যাল্যান্স করে দিবে। হ্যাঁ? আ আর যদি আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেই থাকেন, অবশ্যই আপনার কাজের কাজ তো ইম্পোর্টেন্ট। আবার আম জীবিকা নির্বাহের জন্য টাকা কমানোটাও ইম ইম্পোর্টেন্ট। কিন্তু সেটাই যদি আপনে জীবনের মূল্যবান সময়গুলোতে একটু উপভোগ না করেন, তখন কিন্তু আসলে আপনার সেটাও কিন্তু একটা বার্নআউট ফিল করার একটা কারণ হতে পারে। তো সে কারণে এই জিনিসগুলো একটু করে দেখতে পারেন। জি।
হুম। আচ্ছা। ওকে। হুম, হুম। ও আচ্ছা। হুম। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম। হুম। হুউম। হুম। আচ্ছা। হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম, হুম। হুম। ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, আমি চেষ্টা করে দেখবো, আসলে আপনি যে পোমডোরো টেকনিকটার কথা বললেন, সেটা আ আমার কাছে মনে হয় যে কাজে আসবে। কারণ আমি, আ টানা কাজ করে যাই তো, কোনো ব্রেক নেই না। তো সে কারণে এই বার্ন আউটটা হয়ে থাকতে পারে। আমার মনে হচ্ছে, মাঝে-মাঝে ৫ মিনিটের ব্রেক নিলে, আ বেশ কাজে আসবে আমার জন্যে। আর আম একটু ব্রেক নিয়ে হচ্ছে ট্যুরে যাওয়ার চেষ্টা করবো। এটাও আমার কাছে মনে হচ্ছে কাজে দেবে। আর তাছাড়া আপনি যা, যা বললেন, বেশ আ কাজে আসবে আবার মনে হচ্ছে। তাছাড়া, আ আরেকটা জিনিস আমার মাথায় প্রায় সময়ই থাকে। সেটা হচ্ছে, আগে অনেক আ উৎফুল্ল ছিলাম বা অ্যাকটিভ ছিলাম
উম। উম। জি। একদম। হুম। হুম, একদম। জি। হুম। আচ্ছা।
এখন সেটা নেই। তো আ মানে তো, যখন আগের কথা চিন্তা করি তখন মনে হয় যে, "কি করলাম, আ কেনো এমন হলো?" এসব চিন্তাও হতে থাকে। তখন বেশ মন খারাপ হয় আমার।
উম। উম। জি। আচ্ছা। সেক্ষেত্রে এইযে আগের কথা তো আসলে চলে গিয়েছে। তবে এটা আসলে স্বাভাবিক যে আগের কথা আপনি মনে করেন, আর যেহেতু অনেকদিন ধরে বন্ধু-বান্ধবের সাথে দেখা হচ্ছে না। চেষ্টা করবেন যে একটু সময় বের করে বন্ধু-বান্ধবদের সাথে আগে যেগুলো করতেন, সেগুলো যদি একটু করে আসতে পারেন, তাহলে দেখবেন কি মনটা আগের মতো আসলে হয়ে গিয়েছে। যে জিনিসগুলো মিস করছেন, সেই জিনিসগুলো কিন্তু আবারও ফে ফিরে পাওয়ার একটা চান্স থাকবে। একটু ছবি তুললেন, যেটা আপনি পছন্দ করেন। তখন কিন্তু ভালো লাগার একটা কারণ হবে, দেখবেন। এগুলো একটু করে দেখতে পারেন।
উম, হুম। হুম। হুম। উহু। হ্যাঁ। উম জি, আমি চেষ্টা করবো এসব করে দেখতে। আপনি বেশ ভালো, ভালো কিছু অনেকগুলো উপদেশ দিয়েছেন। যেগুলো আমি চেষ্টা করবো প্রতিদিন আ কাজে লাগাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য, এত ভালো উপদেশ দেওয়ার জন্য।
উম। জি, কোনো সমস্যা নেই। আপনাকে উপদেশ দিতে পেরে বেশ ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ।